প্রথমত ভ্রমণে যাওয়ার কথা শুনলেই অনেক বেশি খুশি লাগে। আতঙ্কের কথা চিন্তা চিন্তা করার আগেই আমার খুব খুশি লাগে, হ্যাঁ? আমি ১ম এ খুব খুশি হয়ে যাই। আ তারপরে হচ্ছে চিন্তা হয় যে কোথায় আসলে ঘুরতে যাব? সেটা যদি আসলে দেশের ভেতরে হয়, তাহলে তাহলে মনে হবে যে হ্যাঁ দেশের ভেতরে হলে তখন একটু দুশ্চিন্তাটা একটু কম হয়। হুম? আবার দেশের দুশ্চিন্তাটা কম হয়, আমার মনে হয় আমারই তো দেশ। আমি যেকোনো জায়গাতেই আমি যেকোনো ধরনের আ উম পরিবেশে খাপ খাওয়াতে পারব।
<laughs> ওকে। হ্যাঁ। হুম। রাইট। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আও কেন? রাইট। ঝামেলা হওয়ার chance টা কম।
একদম। তো যেকোনো পরিবেশে খাপ খাওয়াতে পারব বা যেকোনো সমস্যা যদি হয়েও থাকে, তাহলে আমি যেকোনো জাগা থেকেই আমি আমার কাছের মানুষকে পেয়ে যাব কাছাকাছি।
হুম। হ্যাঁ। সাহায্য নিতে পারবেন। হুম। আপনি কি মানে উ দেশের বাইরে খুব ঘু ঘুরতে যান, বেড়াইতে যান?
এক্স্যাক্টলি। তো আমি হুম। আচ্ছা দেশের বাইরে আমার খুব ঘুরতে যাওয়া হয় নাই। দেশের বাইরে আমি দুইটা দেশে গিয়েছি, হ্যাঁ? ২ টা দেশে গিয়েছি। একটা হচ্ছে আমাদের পাশের দেশই আ ইন্ডিয়াতে। আরেকটা দেশ হচ্ছে থাইল্যান্ডে, হ্যাঁ? উ <chuckles> তো থাইল্যান্ড আর ইন্ডিয়াতে ঘুরতে য গিয়ে আমি এই যে আতঙ্কের যে ব্যাপারটা, ভ্রমণের যে আতঙ্কের কথা বললেন, হ্যাঁ? তো দেশের বাইরে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে যে, আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে আ চিন্তা করতে যে আপনি নতুন একটা পরিবেশে যাবেন। একই সাথে নতুন একটা পরিবেশে যাবেন, এটা চিন্তা করে একটু আতঙ্ক হতে পারে যে আমি ওইখানের ভাষাটা জানি না। যেহেতু ওইখানে আসলেই, হ্যাঁ আসলেই। যেহেতু আমি ওইখানের ভাষাটা জানি না। যেহেতু এটা ইংলিশ ভাষাভাষী এরও দেশ না আবার বাংলারও না। একটা অন্য আরেকটা ভাষা যেটা আমাদের Native ও না, আমরা Second Language ও না। তো সেইক্ষেত্রে আমাদের একটু চিন্তার বিষয় হয় আসলে আমার কথাটা কি আমি তাদেরকে বুঝিয়ে বলতে পারব? এইটা নিয়ে আমার সু একটু চিন্তা হয়। যে আমি আসলে কি ওই জায়গাতে যদি কোন সমস্যা হয়, আমি তখন আসলে কি করব? আমি কিভাবে আসলে আমার Problem টা তাদেরকে বা ওইখানের যারা Security তে থাকবে বা পুলিশে এ থাকবে তাদেরকে আসলে আমি কিভাবে আ Reach করতে পারব? এইটা নিয়ে একটা চিন্তা হয়। তো আপনার কি এরকম কোন Experience আছে কিনা? আপনি কি কখনো এরকম কোন আতঙ্কে পড়েছেন ভ্রম ভ্রমণে যাওয়ার আগে?
আচ্ছা, আচ্ছা। কোথায়? কোন দেশ? আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নতুন, নতুন ঝামেলা, নতুন, নতুন সমস্যা। হুম। রাইট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রাইট। হুম।

চেষ্টা করি মানে সবকিছু সাবধান নিয়ে করতে, সাবধান থাকার। হুম।
তাহলে তো খুবই ভালো। এটা আসলে কী হয় ভ্রমণে গেলে উ যদি বন্ধুদের সাথে যাওয়া হয়, হ্যাঁ? আপনার আপনার কথার উ টপিকে আমার কাছে মনে হলো যে, আপনি যখন বন্ধুদের সাথে যাবেন, ঘুরতে, তখন দেখবেন যে বন্ধুদের সাথে গেলে আর মাথা কিছু ঠিক থাকে না। সব বন্ধুরা পাগল হয়ে যাবে ঘোরার কথা শুনলে। সবাই উল্টাপাল্টা শুরু করে দিবে। হ্যাঁ? ধরেন পাহাড়ে ঘুরতে গেলাম। ওইখানে গিয়ে তো এত বেশি excited হওয়া যাবে না। একটু সাবধানে যেতে ঘুরতে হবে, তাই না? তো ওইখানে গিয়ে সব পাগল friend রা আ সব পাগলামি শুরু করে দিল। তার মধ্যে কেউ একজন যদি আপনার মতো সাবধান না হয় তাহলে তো সবার অবস্থা খারাপ।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> Right। হ্যাঁ, হ্যাঁ। <laughs> হ্যাঁ, হ্যাঁ। আপ আপনি যে হ্যাঁ, হ্যাঁ। আমি আমি সবকিছুই চেষ্টা করি একটু, একটু slow, একটু steady করে থাকতে, একটু risk টা যাতে কম থাকে। তাই আপনি যখন নে মানে এই যে মানে এইযে language barrier, language gap এর কথাটা বললেন তখন আমার চিন্তা হচ্ছিল, যে আগেকার দিনের মানুষরা কী করতো। এখন তো আমাদের কত ধরনের facility আছে। আমরা Google Translate ব্যবহার করতে পারি, আমরা যেকোনো সময় ইন্টারনেটে search দিয়ে দেখতে পারি, ও আচ্ছা hospital টা এখানে, Google Maps এ কিংবা কত কিছুই আমরা ব্যবহার করি। আগেকার দিনের মানুষরা জিনিসগুলা কীভাবে করতো? তাদের নিশ্চয়ই অনেক কষ্ট হতো ঘুরতে ফিরতে tourism এ।
হুম। হ্যাঁ। একদম, একদম। অনেক apps আছে। হুম। হুম, হুম, হুম। হুম, হুম। আপনি আপনি খুব ভালো একটা জায়গা ধরেছেন। আসলে এটা চিন্তার বিষয়, যে আমরা তো এখন অনেক facilities পেয়ে আসলে যে এই আমাদের generation টা বড় হওয়া, আমরা তো আসলে অতীতে কারা কিভাবে করেছে সেটা জানি না বা বুঝতে পারি না।
হুম। হ্যাঁ। হ্যাঁ। তো ধরেন মানে ইন্টারনেট কিংবা ফোনের আগেও অনেক ধরনের tourism industry ছিল। আপনি মানুষ hire করতে পারতেন যারা আপনার সাথে, সাথে যাবে। কিন্তু আমরা যদি আরও আগে যাই ধরেন ইবনে বতুতা কিংবা মার্কো পোলো তারা কীভাবে এ নতুন, নতুন দেশে যাইতো, ভ্রমণ করতো তাদের কোনো ভাষার idea না জেনে কিংবা তারা জানতো না যে ওখানে গিয়ে কী হবে, কত ধরনের ঝামেলা, তাই না?
হুম। হুম, হুম। ও মা গো! হ্যাঁ। হু, হুম। হুম, হুম, হুম। তখন তারা আসলে কি করত, তাই না?